<chuckles> হ্যাঁ।
বুঝতে পেরেছি। মানে আমার আমি কিন্তু আবার আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আ আমার বাবা দুর্ভাগ্য য বশত আপনার প্রায় ১.৫ বছর আগে মারা যান। তো এই যে আপনার গোরস্থানের কথা যেটা বললেন সেটা হচ্ছে যে, আম মানুষ সকাল বেলায় যায় সকালবেলায় যেয়ে একটু দেখা-টেখা করে আসে। আমি করি কি রাতে বেলায় যাই। যেহেতু আপনাকে একটু আগে বলেছি যে আমি রাতে বেলায় গাড়ি চালাতে বেশ পছন্দ করি। তো আসলে ভাই রাতে বেলায় বের হলে কোন উদ্দেশ্য থাকে না যে আমি এইখানে যাব। কারণ কোনো রেস্তোরাঁ খোলা থাকে না বা কোন বসার জায়গা খোলা থাকে না। তো আমার হয় কি আমি অনেক সময় এই আমার বাবার কবরটা জিয়ারত করতে যাই। যে দেখা যায় কি ভাই যে গিয়েছি ১০ টা বাজে। কিভাবে, কিভাবে ১২ টা বেজে গেলো সেটা আমার আ কল্পনার বাহিরে চলে যায়। কিন্তু এই যে ভাই যখন ওখান থেকে বের হচ্ছি তখন কিন্তু বেশ একটা খুশি মন নিয়ে বের হচ্ছি যে, যে না, আমি তো কোনো খারাপ কাজ করতে যাইনি বা কিছু করতে যাইনি। কিন্তু একটা আনন্দ নিয়ে এই যে খুশি নিয়ে বের হলাম যে আমার বাবার সঙ্গে কিছু সময় কাটাতে পেরেছি। এটা কিন্তু আমাকে বেশ সাহায্য করে।
উম জ্বি। হ্যাঁ, জি। হ্যাঁ। হ্যাঁ, জ্বি। <chuckles> হ্যাঁ। হুম। জ্বি। <chuckles> জ্বি। জ্বি। হ্যাঁ। জ্বি। হুম। <chuckles> হুম, জ্বি। আ হ্যাঁ। হুম। জ্বী। হ্যাঁ। <chuckles> জ্বী।